আচ্ছা, আপনি যে Online মানে fraud বলতে কী বুঝেন?
হুম। আচ্ছা, অনলাইনের fraud তো আসলে অনেক কিছুই আছে। যেমন দেখেন অনলাইনে তো আমরা এখন বলতে পারেন যে অনলাইন হচ্ছে আমাদের ঘরবাড়ি হয়ে গেছে, তাই না? তো অনলাইনের fraud বলতে আমি আমার কাছে personally মনে হয় financial fraud তো আছেই, বিভিন্ন এরকম payment related fraud তো হচ্ছেই ইদানিং। যেরকম বিকাশ থেকে নাহিদ বলছি টাইপের আরকি। তো অনেকেই হচ্ছে এরকম call টল দিয়ে বিভিন্ন trap এ ফেলার চেষ্টা করে, এটা। আর আরও এক ধরনের fraud আছে যেটা ইদানিং বেশ ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যায় social media তে হয়। বিভিন্ন fake account থেকে দেখবেন যে এফ friend request পাঠায়, তারপর অনেক সময় follow দেয়। দিয়ে ওখানে আপনার বিভিন্ন ধরনের link share করে। সাধারণত আপনার spamming করার জন্য এবং আরেকটা জিনিস আমি দেখেছি আমার কাছে যেটা মনে হয় একটা বড়সড় fraud, সেটা হচ্ছে কোন ধরনের verified কোন তথ্য ছাড়া সেটা কিন্তু বিভিন্ন ধরনের এইযে celebrity দের যে account গুলো থাকে তারপরে যেগুলো হচ্ছে অনেক বেশি popular যে Facebook page বা social media LinkedIn এ হোক বা এ X platform এ হোক, সব জায়গাতেই কিন্তু এভাবে publish করা হয়। কিন্তু ওখানে যে link টা দেয়া হয় সেই link টা কিন্তু বিভিন্ন একটা fraud মানে কোনভাবে verify না করেই ওই ধরনের তথ্যগুলো আসলে post করে দেয়া হয়। আর বিভিন্ন সাধারণ জনগণ কিন্তু এটার উপর click দিয়ে তাদের personal data submit করে। কারণ তারা তো ভাবে যে এরকম বেশ popular কোন একটা platform থেকে submit করা হয়েছে। কোনো Popular page.
আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। হ্যা। জ্বি। হুম। আচ্ছা। হ্যাঁ, আসলেই। এমনটা আসলে আজকাল অনেকটা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি যখন দেখেন এই ধরনের কোনো ধরনের যে phishing type কিছু বা scam কোন কিছু, সেক্ষেত্রে আপনি কীভাবে সাবধান হন?
হুম। হ্যাঁ। আচ্ছা, আমি আসলে বিভিন্ন ধরনের উপায়গুলো follow করে থাকি। যেরকম আমি যদি দেখি এরকম বিভিন্ন unknown type এর link, আমি সাধারণত কিন্তু এটা ওইভাবে directly কখনো click করি না। আ একটা tricks আছে, ছোট tricks, সেটা হচ্ছে আপনি যদি link টা copy করে নেন, directly browser এ open না করে, আপনি কিন্তু ইচ্ছা করলে incognito mode এ ওইটা ইয়ে করতে পারেন। আ But click করে ওইটা open না করাই ভালো হয়। আপনি যদি cursor নিয়ে ওই link এর পরে ধরেন, hover করলে অনেক সময় কিন্তু ওর ভিতরে আসলে কোথায় যাচ্ছে? বা destination URL কি? এটা কিন্তু দেখা যায়। এটা হচ্ছে আমার কাছে মনে হয় phishing চেনার একটা বেশ বড় উপায় বা আমরা যেই page টা যদি ভুলেও ঢুকে ফেলি, তখন কিন্তু আমরা URL bar check করে দেখতে পারি যে, আসলে জিনিসটা মানে আমি যদি facebook.com এ ঢুকি সেটা actually Facebook এর পরিবর্তে fakebook.com বা অন্য কিছু আছে কিনা? মানে URL টা correct কিনা এটা আমি বোঝাতে চাই। তারপরে মনে করেন যে, <smacks lips> যেরকম একটু আগে বলছিলাম বিকাশ থেকে নাহিদ বলছি type এর যেসব, এরকম বিভিন্ন ধরনের কিন্তু call গুলো আসে আমাদের phone এ। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে, এরকমভাবে আসলে কখনো কোনো ধরনের bank বা কোনো ধরনের financial provider রা কিন্তু এভাবে কখনো call দিয়ে আপনার কাছ থেকে এরকম secret কোনো information জানতে চায় না। এরকম ধরনের তথ্যগুলো সবার মধ্যে আসলে সচেতনতা সৃষ্টি করতে হবে। আর যদি আমি online marketplace এর কথা বলি, হুম, জি, তো তখন আমার কাছে, হু, হুম, আসলে।
হুম। আচ্ছা। হুম। বাহ! আসলেই। উম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আসলেই। হুম। আসলেই। কিন্তু আপনার আসলে এই যে, আ মানে ধারণা দেখে মনে হচ্ছে যে, আপনি আসলে অনেক কিছু এই বিষয়ে জানেন। তো ১ম থেকেই কি আসলে আপনার আগ্রহ থেকে এই বিষয়গুলো আপনি জেনেছেন? নাকি এই যে, scamming যে, বিষয়গুলো বা বিকাশ থেকে নাহিদের যে, কল আসা বিষয়, এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে? তারপরেই আসলে আপনি চেষ্টা করেছেন যে, আরও বিস্তারিত কীভাবে জানা যায় জানার জন্য?
<chuckles> হ্যাঁ। রাইট। হুম, এ এরকম ঘটনা আসলেই ঘটেছে, আমার কাছেও এরকম call এসেছে। কিন্তু যদিও আসলে আমি এরকম trap এ পড়িনি। But আমার বাবার কাছে এরকম call এসেছে, যে, কিন্তু একবার ভাবছিল যে, PIN number টা দিয়ে দেবে। কিন্তু suddenly আমার বোন আসার কারণে অ্যা আমার বোন আসলে টের পেয়ে গেছে। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু সবাইকে আসলে বলে দিছি যে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তা আমি কিভাবে জানলাম আসলে এই ধরনের তথ্য? হুম, আমি জানলাম কারণ এই ধরনের trap যে, হতে পারে এজন্য আমি মনে করেন, আমি এমনিতে আসলে technically খুব জিনিসপত্র আসলে নিয়ে গবেষণা করা হয় তো। যে, কারণে হচ্ছে <clears throat> আমার চিন্তাভাবনা আসলে অনেক আগে থেকেই আমি এরকম feel করছি যে, এরকম অনেকেই face করছে যেগুলো Facebook এ কিন্তু অনেক সময় post করা হয়। তারপরে অনেক সময় দেখবেন যে, অ্যা বিকাশের যদি website এ যান ওদের দেখবেন, ওদের website এরকম pop up banner এ লেখা আছে বড় করে, যে, এরকম বিভিন্ন লোকজন এরকম কিন্তু phishing বা এরকম scam এর অ্যা অ্যা কোনো ধরনের trap এ আপনাকে ফেলার জন্য চেষ্টা করে দেখতে পারে। হ্যাঁ, তো এই যে, গুলো, এগুলো কিন্তু আমি যখন জানলাম
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হুম। অ্যা আসলেই। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। হুম, হুম। অনেকে কিন্তু দেখবেন এইযে আপনি যে, বিকাশের যেই বিষয়টা বললেন যে, এইযে আ pop up এর বিষয়ে বা ওইখানে কিন্তু অনেক ধরনের তথ্য দেয়া থাকে যেগুলো আসলে সবার পড়া উচিত। তো অনেকেই দেখবেন এই ধরনের তথ্য কিন্তু এড়িয়ে চলে বা মনে করে যে, পড়ার দরকার নাই বা অনেকেই কিন্তু পড়ে না। তো সেক্ষেত্রে আপনার আগ্রহটার কারণ কী? যে, অ্যা পড়তেই হবে বা এই যে, আপনি পড়ে বিস্তারিত জানলেন, এটার কি কোনো বিশেষ কারণ আছে?
রাইট। হ্যাঁ। হ্যাঁ। জি। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে অনেক আগে থেকেই Facebook ব্যবহার করতাম। তো Facebook এ কিন্তু এরকম বিভিন্ন ধরেন বিভিন্ন মানুষের অ্যা অনেক problem গুলো দেখেছি। specially আমার অনেক friend ছিলো, তো আমার একটা friend ছিলো ও তো ও একবার এরকম suddenly একটা post দিয়েছিল যে, ওর বাবার নাকি এরকম একজন call দিছে, call দিয়ে যে, application এর যে, OTP পাঠায়, ওই OTP টা collect করে নিছে, নিয়ে যে, আসলে hacker, এটা actually hacker বলা যাবে না, কারণ এটা তো kind of চুরি। trap এ ফেলে basically নিয়ে নিলো। নিয়ে তো হচ্ছে তার ওই account থেকে টাকা নিয়ে নিছে, তো ও ওই জিনিসটা আসলে post করছিল। তো এই করে কিন্তু ultimately ও কিন্তু ওর দায়িত্ব পালন করে ফেলছে। সবাইকে কিন্তু kind of সচেতন করে দিলো না। তা আমি ওইরকম post দেখার পর থেকে কিন্তু আমি আসলে careful হয়ে যাই এবং এভাবে আসলে দেখি। দেখি কিন্তু আমি আমার family member দেরকেও জানিয়ে দিছি, অন্যান্য friend রাও জানে। তো আমার কাছে মনে হয়
হুম। হুম। আচ্ছা। হুম, হুম, হুম, ঠিক। ও। হুম। হ্যাঁ। বাহ! আসলে মানুষ তো দেখেই শেখে এবং আপনি দেখেই শিখেছেন যার কারণে আপনার পরিবারকে আসলে সচেতন করতে পেরেছেন। তো আপনি বলছিলেন আপনার বাবার কথা যে, আপনার বাবাও আসলে একটা scamming এর শিকার হতে নিয়েছিল কিন্তু আপনার বোনের জন্য বা আপনার জন্য পারেনি। অ্যা মানে সেখানে আপনি কোন ধরনের সচেতনতা তৈরি করেছিলেন? যার কারণে আসলে এই ধরনের scamming এর হাত থেকে অ্যা মানে রক্ষা পেয়েছে।
হ্যাঁ, আসলে। জি। হ্যাঁ। হুম, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু একদম physically দেখায়া দিছি যে, আমার বাবাকে আমি যেটা দেখাইছিলাম যে, বিকাশের এরকম app ছিলো। তো আমার বাবার নামে আসলে ওরকম কোনো আ আপনার মানে phone-এ কোনো ওরকম বিকাশের কোনো apps ছিল না। আ normally ওই যে, star 2-4-7 দিয়ে মনে হয় access করা যায়, আমার যতদূর মনে পড়ে। তা আমার বাবা হচ্ছে ওইভাবে বিকা বিকাশটা আসলে ব্যবহার করতো। তা আমি আমার বাবারে বলছি যে, "আপনার বিকাশ আছে ঠিকই, কিন্তু আপনি কিন্তু কোনো app ব্যবহার করেন না। এজন্য <chuckles> যদি কেউ এরকম আপনার কাছে এরকম code পাঠায়, app registration করার জন্য, আর আপনারে যদি বলে বিকাশ থেকে বলতেছি, বলে আপনার এই code টা দিয়ে দেন। আপনি কখনোই দিবেন না। দিলে আপনার account-এর access কিন্তু তার কাছে চলে যাবে।" আর আপনি তো জানেন যে, বয়স্ক মানুষদের যদি বলেন টাকা চলে যাবে, তাহলে কিন্তু তারা আরও বেশি careful থাকে। <chuckles>
হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হুম। হুম, হুম। বাহ! খুবি চমৎকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভয় পেয়ে হচ্ছে carefully তখন বলে যে আচ্ছা ঠিক আছে, অ্যাঁ ঠিক করে দেয়। এটা অনেকেই কিন্তু করে। তো সেখান থেকে আপনি আসলে খুবই ভালো একটা কাজ করেছেন। কারণ দেখা যায় অনেক সময় এই ধরনের scamming এর কারণে পরিবারের মধ্যে দেখবেন অনেক সময় আ মানে মন খারাপ হয়। স্বাভাবিক বিষয় অনেকেরই কিন্তু হয়। তো আপনি বলছিলেন যে মানে আপনি তো এগুলো আসলে খোঁজখবর রাখেন। তো এই বিষয়ে কি আর একটু বিস্তারিত বলবেন যে আপনি কিভাবে সাবধান হলেন বা কিভাবে সচেতনতা আ নিজের মধ্যে আরও গড়লেন?
হ্যাঁ। হ্যাঁ। right। হ্যাঁ। জ্বি। হুম। হ্যাঁ, অবশ্যই। আমার যদি আমি একটু online-এর example দেই, দেখবেন আমরা কিন্তু online-এ বিভিন্ন জায়গায় না payment করি, না? আমাদের এই যে card দিয়ে, bKash দিয়ে, Rocket দিয়ে বিভিন্ন method ব্যবহার করে। তা আমার কাছে মনে হয় online-এর এখন বিভিন্ন marketplace-এ কিন্তু এই ধরনের জালিয়াতি হচ্ছে। specially যদি আমরা আরেকটা জিনিস বলি, আপনার Facebook-এ দেখবেন একটা shop আছে Facebook marketplace বলে অনেকে। হুম? এ ফেব Facebook marketplace থেকে তারপরে এই যে বিভিন্ন Facebook group গুলো আছে। এই group-এ অনেকে বলবেন যে আমি হচ্ছে এইরকম সুন্দর product-এর advertise দেখায়। অনেকে AI generated বা অন্য কারোর real product-এর video নিজের এখান থেকে ই করে বলে যে আমি এই product-টা বিক্রি করতেছি ৳৪,০০০। আপনার বেশি কিছু দেওয়া লাগবে না। আপনি just ৳৫০০ advance দিলেই আপনি মাল হচ্ছে delivery দিয়ে দেয়া হবে। মানে মাল dispatch করা হবে বাকি টাকা আপনি cash-এ cash on delivery দিবেন। তো এইরকমভাবে trap করে অনেকের কাছে ইয়া করে এবং মনে করেন ওরা যেটা করে মনে করেন উ ওরা boosting করে Facebook page ad আর ওদের নিজেদেরই মনে করেন একটা চক্র থাকে। যারা মনে করেন 1 million like page-এ। হুম। তো ওরা যেটা করে
হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম। এটা কিন্তু একটা চমৎকার আপনি কথা বললেন। হ্যাঁ, কিন্তু এই যে বিষয়টা কিন্তু জানা ছিল না, আসলে এইযে এটার কি আপনি কোনোভাবে শিকার হয়েছেন বা আপনার পরিচিত কেউ যার কারণে আপনি আসলে এত বিস্তারিত ভালোভাবে জানতে পারছেন?
<chuckles> না আমি এইভাবে শিকার হইনি but আমি YouTube-এ অনেকগুলো video দেখছি যে এইভাবে actually trap-এ ফেলে।
আচ্ছা, আচ্ছা। মানে আপনার খুবই আগ্রহ আমার মনে হচ্ছে আপনার কথা শুনে আ বুঝতে পারছি যে আপনার এসব বিষয়ে আপনি আসলে খুবই সতর্ক একজন মানুষ।
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আ আ মানে situation আমার basically হচ্ছে সতর্ক করে দিছে এমন type-এর। কারণ অনেক সময় দেখেন আমরা কিন্তু বিশ্বাস করে ফেলি এইযে বিভিন্ন ধরনের product। যা কো আমার যতদূর মনে পড়ে আমি একটা ৳৫০০ দিয়ে blender কিনছিলাম। তো তখন কিন্তু আমি feel করতেছিলাম যে আমি ৳৫০০ যদি এখনই advance pay করে দেই bKash এর মাধ্যমে বা যেকোনো একটা মাধ্যমে সে যদি আমার পরে আবার product না দেয়। মানে আমার কিন্তু kind of ওর সাথে কোনো ধরনের একটা মনে করেন যে official যে একটা dealings যে আমার যদি product না আসে এই টাকা কিন্তু ফেরত পাওয়ার আর কোনো possibilities নেই। হুম। তো আমার কাছে মনে হয়
আছ হ্যাঁ। হুম। আচ্ছা। উ হুম। আসলেই online-এ তো এমনটা অ দেখাই যায়।
হ্যাঁ, specially কিন্তু Facebook-এ যারা sell করে এই জিনিস দেখা যায় এবং অনেক সময় দেখেন আরও online-এর এটা তো আমি বললাম financial frauding -এর কথা ইয়ে করে। অনেক সময় যেটা করে যে আপনি একটা platform থেকে একটা product কিনতেছেন এমনভাবে পরিবেশন করবে দেখাবে যে একদম 100% authentic product খুব সুন্দর quality কিন্তু আপনার বাসায়ও delivery দিয়ে যাবে product-টা। কিন্তু আপনি দেখবেন যে actually ভিন্ন product তার quality একদম বাজে। এটাও কিন্তু এক ধরনের fraud-এর মধ্যেই পড়ে হুম। মানে একটা দেখাবে কিন্তু আপনি পাবেন আরেকটা জিনিস। তো আমার কাছে এই জিনিসগুলো আসলে
হুম। জি। আচ্ছা। হ্যাঁ, আসলে এমন ট শোনা যায়। Facebook group-এ কিন্তু এই নিয়ে অনেক সময় দেখবেন অনেক কিন্তু লিখালিখি হয়। তো তেমন কি আপনি সচেতন করার জন্য কখনো কিছু লিখেছেন বা এরকম ধরনের কোনো scam কি আপনার সাথে হয়েছে?
হ্যাঁ। অ্যা আমার কাছে আসলে scam হয়নি but আমি লিখেছি। আমি হচ্ছে আপনার এরকম আমাদের friend-দের যে সকল groupগুলো আছে অনেক সময় আমি লিখি এরকম সতর্কবার্তা। যে হ্যাঁ, আমার হচ্ছে এরকম ধরনের জিনিস হলে তোমরা একটু ভালোভাবে দেখেশুনে কিনবা এবং মানুষের যে real feedback এই জিনিসটা দেখে নেয়া আমার কাছে মনে হয় online marketplace-এর এই জালিয়াতি ঠেকাতে অনেক কাজে আসে। যদিও এখন দেখা যায় যে এইযে জায়গায়ও কিন্তু online fraud চলে আসছে। অনেকে এরকম feedback কিন্তু কিনতেই পাওয়া যায়। মানে ওদেরই লোক দেখবেন যে খুব ভালো, ভালো feedback দিয়ে দিবে।
আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম। সে ক্ষেত্রে real feedback আপনি কিভাবে বোঝেন?
হ্যা, এটা বোঝার জন্য, বেশ কিছু উপায় আছে। আপনি যদি দেখেন যে, খুব ভালোভাবে প্রোডাক্ট এর গুণগান করা হচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন যে, এটা হচ্ছে বানোয়াট।
হুম।
আর, যদি একদম টোটালি মনে করেন, বাজেভাবে উপস্থাপন করা হয়, তাহলে সেটাও আসলে ইনভ্যালিড হওয়ার আ একটা চান্স থাকে যে, হয়তোবা লোকটা টোটালি একদম ডিস্স্যাটিসফাইড হয়ে বা দেখা গেল যে, একজন প্রোডাক্ট-এর কম্পেটিটর, ওইরকম টাইপ-এর ফীডব্যাক দিছে, এটাও হতে পারে। এজন্য আমি দেখি, কোন জায়গায় প্রস কন্স, ২ টাই দেয়া আছে। ভালোট-খারাপ ২ টা মিলিয়ে এমন টাইপ-এর কোন কথা যদি লেখা থাকে বেশিরভাগ, আমি সাধারণত সেই কমেন্টগুলো
আচ্ছা। হু, হু। বাহ! অসাধারণ আসলে, একটা পদ্ধতি। এটা আসলে, আগে জানা ছিল না। তো সেক্ষেত্রে, অনেক সময় তো এমনটাও হয় যে, ভালো পণ্যের তো অনেকে ভালোটাও লিখতে পারে, তাই না? তো সেক্ষেত্রে, কীভাবে মানে তখন বোঝা যেতে পারে যে, আ আসলেই পণ্যটা মানে ভালো বা আসলে পণ্যটা এত ভালো রিভিউ ভালো না, আপনি সেটা কিভাবে বোঝেন?
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আমি নরম্যালি যেটা করি, আগে ওদের রিফান্ড পলিসি পড়ে নেই। তারপরে মনে করেন, অর্ডার দেই এবং অর্ডার দিলে আমি দেখি যে, ক্যাশ অন ডেলিভারি আছে কিনা। তো ক্যাশ অন ডেলিভারি যদি থাকে, তো যখন আসে, আমার প্রোডাক্ট ডেলিভারি দিতে, তখন হচ্ছে আমি সব সময় আগে প্রোডাক্ট ওই যে ডেলিভারি ম্যান, তার সামনেই খুলে আগে দেখে নেই যে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে ওই, এট দ্য সেইম টাইম মনে করেন, ওর কাছেই আমি রিটার্ন করে দেই। তাহলে সাধারণত এই ধরনের ধোঁকাবাজি এড়ানোর জন্য, ভালো কাজে লাগে হুম। হ্যাঁ। তাছাড়া
আচ্ছা। হুম। আচ্ছা। বেশ ভালো একটা পদ্ধতি। হুম। আসলেই পদ্ধতিটা কিন্তু বেশ ভালো। এবং এইযে আপনি যেটা বলছিলেন যে, এভাবে আসলে চেক করে নেয়ার বিষয়। তো, অনেক আ জায়গায় কিন্তু দেখা যায় যে, অনেক যারা সেলার আছেন, তারা কিন্তু এই ধরনের মানে শোনা যায় যেটা যে, ওনারা মেইনটেইন করে না যে, ক্যাশ অন ডেলিভারি টাইপ এর। যেটা আপনিও বলছিলেন যে, অ্যাডভান্স নেয়ার সিস্টেম। তো সেক্ষেত্রে, আপনি সতর্কতা অবলম্বন কিভাবে করেন?
হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হ্যাঁ। জ্বী। আচ্ছা, যদি এরকম না হয় আমি normally আসলে ওই ধরনের product ওই ধরনের seller এর কাছ থেকে কিনি না। তো আরও কিছু website আছে যেরকম ভালো, ভালো যদি আমরা কোনো আ এরকম e-commerce platform থেকে কিনি যেখান থেকে মনে করেন bank এর মাধ্যমে payment দেয়া যায় এবং ওদের terms and condition-টা সুন্দরভাবে আমার মনে হয় পড়ে নেয়া ভালো। আমি যেটা করি আরকি এবং আমার friend দেরকেও বলি। যে ওরা মাল যদি কিছু problem হয় তালে কিভাবে ই হবে। আর bank-এর মাধ্যমে যদি payment করা হয় বা কোনো মাধ্যমে তালে কিন্তু আপনি যেকোনো ধরনের আসলে আইনগত কোনো সহযোগিতাও নিতে পারবেন, যদি দরকার হয়। কিন্তু এই যে full cash এ মনে করেন invisible যেরকম platform, যেরকম এই যে Facebook এর group, তারপর অনেকে দেখবেন যে Facebook live-এও কিন্তু এরকম product গুলো sell করে। তা আমার কাছে মনে হয় যে এরকম যেখানে আসলে কোনো ধরনের legal bounding's নাই, আমার মনে হয় সেই জিনিসগুলো এড়িয়ে চলাই ভালো। হুম? আমি এইজন্য আসলে এরকম ধরনের আসলে কাজগুলো করি না। আর
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আসলেই। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে, আপনি এ বিষয়ে যথেষ্ট সচেতন, যথেষ্ট আসলে আপনি আ এ বিষয় নিয়ে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং আপনি বলছিলেন যে আপনি অনেক সময় Facebook-এ post করেও সচেতন করেন। কিন্তু ধরেন, এই যে কেউ যদি কোনো আ মানে এই ধরনের ভুক্তভোগী হয়ে পড়ে সেক্ষেত্রে কোন ধরনের step তার জন্য থাকতে পারে যাতে করে ক্ষতিটা একটু সামলে নেয়া যায়? এ ধরনের কোনো উদ্যোগ কি আছে?
<chuckles> জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। এইজন্য যেটা করা যেতে পারে platform-এ কিন্তু report করার option থাকে। তো platform-এ report করা যেতে পারে। যেকোনো ধরনের fake post দেখলে report করা, ভুয়া information দেখলে report করা বা এরকম fake product sell করতেছে সবাইকে আসলে জানিয়ে দেয়া। তো আমি যেরকম post করি এরকম post ও কিন্তু করা যেতে পারে। তো এ আমার মনে হয় সবার মধ্যে এরকম সচেতনতা ছ মানে ছড়িয়ে পড়তে পারে এই ধরনের এবং সবাই নিজেকে রক্ষা করতে পারে। হুম।
আচ্ছা। হুম। আসলেই। হ্যাঁ, বেশ চমৎকার লাগলো কিন্তু আপনার সাথে কথা বলে।
<chuckles> আপনার সাথেও কথা বলা আমার খুব ভালো লাগলো।
জি ভালো থাকবেন।
জি। হ্যাঁ অবশ্যই।